আসলে বেশ কিছুদিন ধরে আমি একটা সমস্যায় আছি। আমি একটা আ স্টুডেন্ট। আ মাস্টার্স করছি ই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। তো দেখা যাচ্ছে, আম আ যেহেতু প্রচুর খরচ দেশের বাইরে লেখাপড়ার ক্ষেত্রে, তো আমি কিন্তু আ দেখা যাচ্ছে যে, আমি একটা পার্ট টাইম ফ্রিল্যান্সিং গিগ করি। সেটা থেকে হয়তো আমি কিছু টাকা-পয়সা আনি। কিন্তু আমার যে, সমস্যাটা হচ্ছে, দেখা যাচ্ছে কি? যে, আ আমি যে, পরিমাণে টাকা-পয়সা আনি, সেটাতে হয়তো আমি আমার মাসের বিল বা খরচ, এগুলো আমি দিতে পারছি। কিন্তু আমার ওভার স্পেন্ডিং এর একটা সমস্যা; দেখা যাচ্ছে যে, আমি হয়তো আ মানে কোন একটা খাতে, বিশেষ করে খাওয়া-দাওয়া যে, খাতটা, সেটার মধ্যে একটু বেশি খরচ করে ফেলছি। আ তো দেখা যাচ্ছে যে, আমি যে, টাকা জমিয়ে আমার টিউশন ফি এর জন্য যে, কিছু টাকা রাখবো, সেটা কিন্তু আমি করতে পারছি না। তো দেখা যাচ্ছে যে, ইমপালস বায়িং টা এত বেশি হচ্ছে যে, মানে আমি ক টাকা তো এক্সট্রা যে অ অনেক অল্প জমাতে পারছি। যতটুকু জমাতে চাচ্ছিলাম, সেটা পারচ্ছি না। তো সবকিছু মিলে কিন্তু খুব খারাপ লাগে বা গিল্টি ফিল হয়।
হু, হুম। হু, হম। হুম। হু, হুম। হুম, হুম। হু, হু, হুম। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি যে, আপনি হচ্ছে গিয়ে, আ টাকা আসলে চাইলেও হচ্ছে জমাতে পারছেন না। কিন্তু এটা একটা ভালো জিনিস যে, আপনি ধরতে পেরেছেন যে, আপনার আসলে খাওয়া-দাওয়ার পিছনে হচ্ছে খরচটা বেশি হয়ে যাচ্ছে। এখন আপনি একটু কষ্ট করে কি বলতে পারেন যে, এটা আসলে কবে থেকে দেখছেন? যে, কবে থেকে আপনার আ টাকাটা আগের মত জমছে না বা, আসলে কেনই বা খাওয়ার প্রতি বেশি টাকা খরচ হয়ে যাচ্ছে? মানি, আপনি কি বাহিরে বেশি খাওয়া-দাওয়া করছেন অথবা, আ ঘুরতে গিয়ে বেশি খাচ্ছেন বা, আসলে কেন?
আ সেক্ষেত্রে আমার যে, জিনিসটা আ প্রথমত আমি দেশের বাইরে আছি ৩ মাস ধরে। তো এখানে কিন্তু আগে বাসায় থাকতে হয়তো আমার মা-বাবা মানে আমার নিজের শপিংগুলো করতে হতো না। আমার মা-বাবার সাথে আমি থাকতাম। তো এখানে কিন্তু আমাকে বলার কেউ নেই। সবকিছু আমি নিজে ম্যানেজ করছি। আমি আমার ইনকাম আমি নিজে করছি। তো সেইক্ষেত্রে কিন্তু আমার টাকা পয়সাটা যেহেতু পুরোপুরি আমার হাতে, সেক্ষেত্রে কিন্তু যেহেতু আমার হাতে আমার কার্ড। আম মানে অনেক সময় দেখা যাচ্ছে যে, আমি, আব যেহেতু নতুন জায়গা। অত বেশি হয়তো ফ্রেন্ডস এখনো হয়নি। বাইরে গেলে বা বা, যারা ফ্রেন্ডস, তারা হয়তো তাদের পড়ার চাপ। আমারও অনেক পড়ার চাপ। তো দেখা যাচ্ছে বাইরে যেই জিনিসটা আমি ঘুরি, ঘুরার সময় হয়তো আমি এরকম বড়, বড় শপিং মলে মাঝে, মাঝে ঘুরি। কারণ ভালো লাগে সময় কাটে। এটলিস্ট কিছু সময় স্পেন্ড হয়। তো আমি ওখানে যাই। যেটা দেখি তখন আমার মনে হয় এটা হয়তো আমার বাসায় লাগতে পারে। একটা নতুন জিনিস ট্রাই করে দেখি। বা, মানে এমন না যে, আমি সব খাই। অনেক সময় দেখা যাচ্ছে আমার খাওয়া হয় না। জিনিসগুলো নষ্ট হচ্ছে। আ এটাও আমার খারাপ লাগে যে, জিনিসগুলো হয়তো নষ্ট হচ্ছে। কিন্তু তখন যখন আমি দেখি, তখন মনে হয় এটা তো একটা নতুন জিনিস, ইন্টারেস্টিং মনে হচ্ছে। আমার হয়তো নেয়া উচিত হবে। বাসায় গিয়ে টেস্ট করে দেখি। কিন্তু এত জিনিস নিচ্ছি, আমার খাওয়া হচ্ছে না, নষ্ট হচ্ছে, টাকাও খরচ হচ্ছে।
হু, হুম। হুম। হুম, হুম। হুম, হুম। হ্যাঁ, বুঝতে পেরেছি। যে, আপনি আসলে আ চাইলেও নিজেকে কন্ট্রোল করতে পারেন না। যখন হচ্ছে গিয়ে নতুন কোন কিছু দেখেন তখন আপনার আসলে ওটা একটু ট্রাই করে দেখার ইচ্ছা জাগে কিন্তু অনেক সময় হয় যে, সেটা নষ্টই হয়ে যাচ্ছে। এর জন্য আপনি আসলে কষ্টও পাচ্ছেন। কিন্তু কোনভাবে নিজেকে কন্ট্রোল করতে পারছেন না। আ আপনি কি হচ্ছে গিয়ে যখন আ দেখছেন যে, আপনার বন্ধুদের সাথে যাচ্ছেন বাট আ দেখছেন নতুন কোন কিছু আছে যেটা আপনার ট্রাই করতে ইচ্ছা, তখন কি তাদের সাথে কখনো শেয়ার করে আ কিনার অথবা ধরেন আ ২ জন গেলেন ২ জনই আপনার হচ্ছে গিয়ে কোন এক নতুন জিনিস আ একসাথে ট্রাই করলেন, এমনকি কখনো হয়? নাকি হচ্ছে গিয়ে আপনি নিজেই আ কিনে তারপর বাসায় নিয়ে আসেন বা একাই আসলে আ ধরেন হাফ আ ট্রাই করার পর হাফ আ ফালিয়ে দিতে হয়? এমনই হচ্ছে বেশির ভাগ?
হু, হুম। জি। আ না, নিজেই আসলে। অন্য কারো সাথে কারণ দেখা যায়, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে সবারই কিন্তু হাত <smacks lips> একটু মোটামুটি খালি থাকে। তো তে সবাই সবার নিজের খরচটা নিজের মত করে মেটায়। তো আরেকজনের সাথে আসলে শেয়ার করাটা হয় না। আর আমার যে, জিনিসটা মানে এমন না যে, আমার ভালো লাগছে না দেখে আমি খাই না। জিনিস হচ্ছে যে, এত বেশি অপশন আছে, আমি হয়তো ভুলে যাচ্ছি যে, এই জিনিসটা আছে। পরে খেয়াল করার পরে দেখি যে, না এই জিনিস তো আমার কাছে আছে। আ তো এই সমস্যাটা হচ্ছে।
হুম। হু, হুম। হ্যাঁ। বুঝতে পেরেছি যে, হচ্ছে গিয়ে, আপনারা আসলে ভুলে যাচ্ছেন হয়তোবা, নানা কাজের কারণে বা যেকোনো কারণেই হোক যে, আপনি ভুলে যাচ্ছেন যে, কোন কিছু নতুন আপনি কিনেছিলেন বা ট্রাই করা হয়নি। যাই হোক, আপনি হচ্ছে আপনি যখন নতুন কোন কিছু কিনবেন, তখন হচ্ছে আপনি চাইলে অ্যা যখন দেখবেন যে, হাফ রয়ে যাচ্ছে, আপনি আসলে একটা ট্রাইমার্স সে সেট করতে পারেন যে, অ্যা "আমার কাছে এটা আছে। আমার এটা এই দিনের মধ্যে শেষ করতে হবে।" লাইক একটা এক্সপায়রি ডেট তো থাকেই। তো যেহেতু আপনি ভুলে যাচ্ছেন বললেন, তার জন্য তারপরে ক্যালেন্ডার সেট করে রাখতে পারেন যে, "এ, এই নতুন জিনিসটা, আমার এই দিনের মধ্যে শেষ করতে হবে।" তাহলে আসলে আপনি অপচয় থেকে দূরে রাখতে পারবেন। আর যেহেতু বললেন যে, আপনার আসলে মেইন সমস্যাটা হচ্ছে গিয়ে বাজেটিং। তো বাজেটিং এর জন্য কি, হচ্ছে কি? আপনি কখনো একটু আলাদাভাবে টাকাগুলো রাখার, মানে ধরেন খাওয়ার টাকা আলাদা, ঘোরার টাকা আলাদা বা বাসা ভাড়া বা খাওয়া, মানি যেকোন বিলের আলাদা, আলাদা করে ভাগ করে দেখেছিলেন কখনো? নাকি জাস্ট আপনার সবকিছুই আপ নিজের মত করে যখন যেটা লাগে, সেটা কিনে ফেলছেন?
হুম। হু, হুম। হুম। কিন্তু হুম। আ না, আমি আলাদা করে রেখেছি। আমার বাসা ভাড়ার জন্য কত টাকা আছে আমি একটা অ্যাপ ব্যবহার করি আসলে। তো সেটার মধ্যে বাসা ভাড়ার জন্য কতটুকু, বাস কার্ডের জন্য কতটুকু, আ খাওয়া-দাওয়ার জন্য কতটুকু টার্গেট, সবগুলো কিন্তু আমি আলাদা করে রাখি। অ পে করার সময় কিন্তু কতদিন আমি দিনে কোন খরচটা করেছি, সেইটার মধ্যে কিন্তু আসলে আমি লিখে রাখি। তো সেই কারণেই কিন্তু আসলে আমি খেয়াল করতে পেরেছি যে আমার grocery র পেছনে প্রচুর খরচ হচ্ছে। Impulse buying টা হচ্ছে বেশি।
হু, হু, হু। হু, হু, হু। হ্যাঁ, বুঝতে পেরেছি যে আপনার আসলে grocery র পিছনেই দেখা যাচ্ছে যে বেশি খরচ হয়ে যাচ্ছে। যার কারণে হচ্ছে গিয়ে আপনার আ সেভিংসটা হচ্ছে না। আপনি যেটুকু জমাতে চা চেষ্টা করছেন, সেটা পারছেন না। আ এটাই কি হচ্ছে?
হুম, হুম। জি। জি, সেটাই হচ্ছে।
হ্যাঁ, আপনি তাহলে হচ্ছে গিয়ে যেহেতু বললেন যে আপনার সবকিছুই ভাগ করা আছে। মানে বাসার বিল, খাওয়া-দাওয়া, grocery, তো আপ আর যেটা আপনি গিয়ে জমাবেন, মানে আপনার মাস্ট ও হয়তোবা ফিউচারে কোন কিছুতে লাগতে পারে। বা, আ আপনার কি কোন আ গোল সেট করা আছে, যে ফিউচারে এটার জন্য আপনি টাকা জমাচ্ছেন বা, এমন কিছু?
এ হ্যাঁ, আমার টিউশন ফি হচ্ছে মে মাসে দিতে হবে, next year এর। তো কারণ এ বছরের টিউশন ফি অলরেডি দেয়া আছে। তো next year এরটা দিতে হবে। তো সেটাই হচ্ছে আমার টার্গেট আরকি যে, আ next year এর টিউশন ফিটা আমি আমার end থেকে জমাতে চাচ্ছি। কারণ আমার living cost আমার মা-বাবা carry করবে। তো সেইটা হচ্ছে যে, আমার মেইন টার্গেট।
উহুম। হুম। হ্যাঁ, বুঝতে পেরেছি। আ আপনি চাইলে হচ্ছে যেহেতু বললেন যে, সবকিছুই আসলে ভাগ করা আছে। কিন্তু গ্রোসারিতে দেখা যাচ্ছে যে, এক্সট্রা টাকাই চলে যাচ্ছে। তো আপনি যেটা হচ্ছে must be জমাতেই হবে, সেটার জন্য হচ্ছে আপনি একটা আলাদা অ্যাকাউন্ট খুলতে পারেন। অথবা, আপনি চাইলে হচ্ছে যদি অ্যাকাউন্ট নতুন খোলার অপশন না থাকে, তখন আপনি আ কারো কাছে দিয়ে দিতে পারেন। যেমন ধরেন, মা-বাবা, বা ভাই-বোন, মানে দেশে যারা আছেন তাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। তাহলে হবে কি? সেটা permanently একটা সেভিংসয়ে চলে যাবে বা, আপনি চাইলে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে পারেন যে, ৬ মাসের, ৩ মাসের যেগুলো থাকে আরকি। তাহলে আবযে আপনি চাইলেও তা তার আগে খরচ করতে পারবেন না। যেহেতু আপনি বললেন যে, আপনার আ কোর্স ফি হচ্ছে গিয়ে একটা certain time এ জমা দিতে হচ্ছে। আ তো তখন গিয়ে আপনি আসলে সেটা ভাঙতে পারবেন না। আপনি চাইলেও তখন ওই টাকা ভেঙে গ্রোসারিতে খরচ করতে পারবেন না। তো আপনি কি আসলে এভাবে চেষ্টা করে দেখেছিলেন যে, লাইক আ টাকাটা একটা নির্দিষ্ট জায়গায় রেখে দেওয়ার?
হু, হুম। আসলে বা এইক্ষেত্রে যেটা হয়, আমি আমার টাকাটা যেটা, সেটা PayPal একটা অ্যাকাউন্ট আছে, যেটা আসলে আমি আসলে টাচ করি না। যেহেতু আমার PayPal এ কার্ডটা নেই। সেখান থেকে আমি আমার যে, পার্সোনাল যে, অ্যাকাউন্টে খরচ করি, সেটার মধ্যে পাঠাই। কিন্তু সমস্যা হচ্ছে যে, আপনি যেটা বললেন যে, মা-বাবার কাছে পাঠানো। আ আসলে ইন্টারন্যাশনাল টাকা পাঠাতে আমার প্রচুর খরচ হবে। সেখান থেকে টাকা আনতে আরো খরচ হবে। তো দেখা যাচ্ছে যে, সেভিংস যতটুকু করতে পারতাম, এর থেকে বেশি খরচ হবে হয়তো টাকা পাঠাতে। আ তো সেটা আসলে ব আমার ক্ষেত্রে হচ্ছে যে, feasible ফিজিবল হয়তো হবে না।
হ্যাঁ, বুঝতে পেরেছি যে, এখানে হচ্ছে আবার আ এক্সট্রা খরচই চলে যাবে। তো আসলে আপনি আসলে ভাঙছেন কিভাবে? মানে grocery তে আপনি যেহেতু দেখলেন যে, হচ্ছে আ টাকাটা বেশি spend হচ্ছে। টাকাটা আসলে কোথা থেকে spend হচ্ছে? যেহেতু বললেন যে, আপনার যেটা লক্ষ্য, সেটার জন্য আপনি আলাদাই অ্যাকাউন্ট করে রেখেছেন।
হুম। উ না, সেটা আলাদা অ্যাকাউন্ট বলতে আমি আমার যে, টাকাটা, মানে আমি আমার স্যালারিটা যেখানে পাই, সেখান থেকে আমি আ ২ মাস বা, ৩ মাসের কিছু একটা নির্দিষ্ট অ্যামাউন্ট হয়তো প্রতি মাসে ডিপোজিট করি আমার personal grocery বা, এই অ্যাকাউন্টগুলোতে। তো যখন দেখা যাচ্ছে যে, আমি বেশি কিনে ফেলছি, আ তখন তো হচ্ছে যে, আমার ওই অ্যাকাউন্ট থেকে আমার এই অ্যাকাউন্টে সেন্ড করে ফেলি। আ তো কারণ হচ্ছে যে, আমার হাতে যেহেতু আছে, আমি দেখছি যে, আমার লাগছে। তখন তো আমি আসলে পে না করে বের হতে পারবো না। তো তখন তো আমি আমার ওই অ্যাকাউন্ট থেকে আমার নিজের অ্যাকাউন্টে আমি আবার সেন্ড করি।
হ্যাঁ, বুঝতে পেরেছি যে আপনার হচ্ছে গিয়ে একটা আ ওয়ে থাকছে যে হচ্ছে যে আপনি চাইলেই টাকা এখান থেকে ওখানেও এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে নিতে পারছেন বিধায়, হচ্ছে আপনার যেটা সেভিংসের টাকা আছে, সেটা খরচ হয়ে যাচ্ছে। তাই তো?
হুম।
হ্যাঁ, তো এর জন্য হচ্ছে কি? আমি যেটা বললাম, যে হচ্ছে আপনি একটা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখতে পারেন অথবা, এমন কোন ডিপোজিট, যেটা হচ্ছে তেমন একটা খরচ হবে না। আপনার হচ্ছে চাইলেও টাকাটা বের করতে পারবেন না। এমন কোন জায়গায় আপনি টাকাটা জমান, আ বা, এমন কোনো একটা অ্যাকাউন্ট খুলেন, যেটার হচ্ছে গিয়ে পাসওয়ার্ড আপনি নিজের কাছে রাখবেন না। উসু শুধুমাত্র আপনার পাসওয়ার্ডটাই হচ্ছে গিয়ে আপনার ধরেন আ দেশে আপনার যারা থাকেন বা, আপনার কাছের যে বন্ধুজন আছে তাদেরকে দিয়ে আপনি চেঞ্জ করিয়ে নিলেন। তারপর হচ্ছে গিয়ে যখন আপনার ৬ মাস পর বা, ৩ মাস পরে লাগছে, তখন হচ্ছে গিয়ে আপনি হচ্ছে তাদের থেকে পাসওয়ার্ডটা নিয়ে আপনার টাকাটা খরচ করলেন। যদি আপনার ডিপোজিট করতে সমস্যা হয়। তো এভাবে কি কখনো চেষ্টা করে দেখেছিলেন কি?
আ আসলে আমি যেহেতু বেশ নতুনই মুভ করেছি, আমি জানি না এখানে ফিক্সড ডিপোজিট কিভাবে করা যায়। এমনকি ব্যাংকিংয়েও অ্যাকাউন্ট খোলার জন্য প্রচুর ডকুমেন্ট লাগে বা, আ টাকা যে জিনিসগুলোর জন্য, সেগুলো মানে অনেক ঝামেলা, দৌড়াদৌড়ির একটা ব্যাপার-স্যাপার আছে। আর আমি জানিও না যে বাংলাদেশে যেভাবে যত সহজে করা যেত, সেখানে কিন্তু ওত সহজে করা যায় কিনা? তো সেই ঝামেলাটা কিন্তু আসলে একটু বড় মনে হয় আরকি। বাট আমি অবশ্যই চেষ্টা করবো জানার য্‌ এই এখানে এরকম কিছু আছে কিনা? যদি থাকে আমি, আপনি যেভাবে বললেন, আ পাসওয়ার্ডটা তো অবশ্যই আমার কাছেই থাকতে হবে, unfortunately। কারণ দেশের মধ্যে আমি পাঠালেও আমাকে তো দেখে তাদেরকে পাঠাতে হবে। তাদের তো আসলে access করার ক্ষমতাটা নেই ওখান থেকে।
হু। না, আপনার যদি হচ্ছে mutual মিউচুয়াল কোন অ্যাকাউন্ট থাকে, যে হচ্ছে গিয়ে চাইলেই আপনার আ ধরেন পরিবারের কেউ বা আপনার কাছের কোন বন্ধু বা কেউ হচ্ছে গিয়ে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবে। কিন্তু full access আপনি দিবেন না যে হচ্ছে টাকা withdraw করার বা, কিছু। তাহলে কিন্তু আসলে পসিবল। আর আপনি যেহেতু বললেন যে আপনি এখনো জানেন না যে, হচ্ছে গিয়ে আ ওখানের ব্যাংকিং এর ডিপোজিট করতে কত খরচ হয়? বা, কি, কি ডকুমেন্টস লাগে? তো আপনি যদি একবার হচ্ছে গিয়ে আপনার এটা খুলে ফেলেন অ্যাকাউন্টটা, তখন কিন্তু হচ্ছে গিয়ে আপনি যে বললেন, যে মাস্টার্স আপনি শেষ করবেন। তারপর হয়তোবা জবও করবেন। তো এটা কিন্তু একটা long time term সময়ের জন্য হচ্ছে গিয়ে আপনার সাহায্য করবে। আ পরবর্তীতেও গিয়ে দেখবেন যে হচ্ছে গিয়ে আপনার উম নানা রকম খরচ কিন্তু হতে পারে। তখনও দেখা যাবে যে আপনার সেভিংস আর সেভিংসের মধ্যেই থাকলো, আর পার্মানেন্টলি হচ্ছে গিয়ে আপনার টেনশনও থাকলো না, যে হচ্ছে গিয়ে আমার আ পরে ভর্তিতে গিয়ে আপনার টাকা নিয়ে টানা হেচড়া হবে কিনা? তো এজন্য আমার মনে হয় যে, আপনি যদি একবার একটু আ অ্যাকাউন্ট খুলে ফেলেন, তাহলে হচ্ছে গিয়ে দেখা যাবে যে আপনার এটা সবসময়ই আপনার সাহায্য করবে। তো আশা করি যে আপনার আস সমস্যাটা তাড়াতাড়ি স সল্ভ হয়ে যাবে। আর আপনার জন্য শুভকামনা রইলো।
আ ধন্যবাদ আমাকে আ এডভাইসগুলো দেওয়ার জন্য। শুভকামনা রইলো।